আ এরকম story তো আসলে জীবনে অনেক আছে। তো এরকম একটা story ছিল। আমার একটা বন্ধু আছে মানে অ্যা সে আসলে একটু স্বাস্থ্যবান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন মজা করতে, করতে তার পিঠে আসলে একটা সোলা দিয়ে বাড়ি দেই। তো <scoffs> বাড়ি দেওয়ার পরে সে আসলে বিষয়টা কিন্তু রেগে যায় যে, "কেন আমি তাকে বাড়ি দিলাম!" বা তার সাথে কেন ধুলা লেগে গেছে তার শরীরে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা সে জ রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে কিন্তু আসলে আমার উপর ক্ষেপে ওঠে। তো ক্ষেপে উঠে আসলে নানান বিধ type এর কথা বলতে থাকে। ই এইক্ষেত্রে কিন্তু রাগের পরিমাণটা এমন হয় যে, হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ ছিল কেউ কারো গায়ে হ্যাঁ।
উম জি। আচ্ছা। তাই নাকি? আচ্ছা। হ্যাঁ। <scoffs> আচ্ছা। ও সেও তো চলে যায় আচ্ছা, জি। তো এটা এটা এটা কি বড় হওয়ার পরে?
<smacks lips> কিন্তু সেটা কিন্তু আসলে গায়ে হাত দেওয়ার ব্যাপারটা তখন হয়নি, হ্যাঁ?
এটা কি বড় হওয়ার পরে মানে উম খুব আগের কাছাকাছি কা ঘটনা?
হ্যাঁ, এটা বড় হওয়ার ঠিক না। মানে বড় হওয়ার পরেই বলা যেতে পারে। এটা বেশিদিন আগের বলব না তাও ৭ বছর তো হয়ে গেছে।
হ্যাঁ। আচ্ছা। তাহলে মা বলতে গেলে অ অ কিছুটা mature হয়েছিলেন তখনও। আ এই সময়টাতে। আচ্ছা ঠিক আছে। উম আ তা উম জি। তো আপনাদের মধ্যে এই যে bonding টা আবার তৈরি হল কিভাবে নতুন করে?
হ্যাঁ, হ্যাঁ সেটা তো। তো ব্যাপারটা তো একটা আছে যে অ্যা সে আসলে আমার ছোটকালের বন্ধু তো। আ সে তো আসলে আমার ছোটকালের বন্ধু। তো <scoffs> ব্যাপারটা এমন হয় যে, যে ঝগড়ার যে ব্যাপারটা ওটাকে তো আসলে বলা যেতে পারে একবেলার স্থায়ী ছিল না। সে কিন্তু আমাকে আসলে পরে ধরে বসে। ধরে বসলে হয় কি? মানে আমরা তো আসলে ছোটকালের বন্ধু তো আমাদের আচরণও কিন্তু আসলে ছোটকালের যে ব্যাপারটা, <scoffs> ওটা কিন্তু এখনো রয়েছে। তো সেক্ষেত্রে হয় কি মানে সে কিন্তু আসলে আমাকে কাদা ছুঁড়ে মারে। কারণ তার আসলে ঐ time এ একটু এই accident হয়। তার কারণে কিন্তু আসলে পা ওইভাবে সে দৌড়াতে পারতো না। পরবর্তীতে কাদা ছুঁড়ে মারলে, আমিও তাকে কাদা ছুঁড়ে মারি। তো এইভাবে আসলে একটা বয়স্ক একটা ছেলে <scoffs> যখন আসলে এগুলো করে বিষয়টা কিন্তু বেশ হাস্যকর বটে! কিন্তু এগুলো কিন্তু আসলে মনে করার মতো story কিন্তু তখন এমন হয়, যে ও আমার গায়ে কাদা দিচ্ছে, আমিও তার গায়ে কাদা দিচ্ছি। কিন্তু যে গায়ে হাত দেওয়া যে ব্যাপারটা, ওটা কিন্তু আসলে কেউ কাউকে করেনি। তার করণে কিন্তু মানে ব্যাপারটা দেখা এক পর্যায়ে হয় এমন যে দুজনে আসলে exhausted হয়ে যে যার পথে চলে যাই। পরবর্তীতে বাসায় ফিরি, বাসায় ফেরার পর দেখা যায় কি? <scoffs> মানে আমি আসলে কাপড় কাচছিলাম তখন সে আমাকে ভিডিও কলে ফোন দেয়, ‘’কিরে কাপড় কাচা হয়েছে?‘’ তখন আমি হেসে দেই, কিউ বলি, ‘’কি ব্যাপার তোর লজ্জা হয়নি এগুলোকে মানুষ করে!‘’ তখন আসলে হাসাহাসি করে ব্যাপারটা আসলে উড়িয়ে দেই। ব্যাপারটা আসলে খুব একটা স্থায়ী হয়নি।
হুম। আচ্ছা! হুম। জি। হুম। আচ্ছা। হুম। জি। জি। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। <chuckles>

হ্যাঁ এটা স্বাভাবিক একটা বিষয় এবং যখন আপনি একটা বন্ধুর সাথে, অনেকে ক আসলে কি আপনার মনে করেন, কোন স্বার্থের জন্য বন্ধুর মতো করে pretend করে আসলে কিন্তু বন্ধু সে হয় না এবং এটা একটা সময় অনুযায়ী সে অপেক্ষা করে কখন যে, পিছনে আপনার ছুরিটা দিবে। অ্যা ঠিক আছে? তো আ সময়টা চলে আসে, ছুরিটা দিয়ে দেয় এবং কাজ তার শেষ হয়ে যায়। তারপর আপনার সাথে যোগাযোগ রাখে না। এরকম অনেক ঘটনা ঘটে। তাদেরকে আসলে বন্ধু বলা যায় না। তাদের আপনারা বলতে পারেন যে, অ্যা "মুখোশধারী শত্রু" বলতে পারেন। যারা বন্ধুর <scoffs> মুখোশ করে থাকে অনেক সময়। আ তো আপনার মনে করেন যে, আসলে বন্ধু যাচাই-বাছাই এর ক্ষেত্রে কোন নম আ লক্ষণগুলো আসলে দেখা উচিত মানুষের? মানে এই মানুষটার সঙ্গে কথা বল থাকতে আপনার মেলামেশা করলে অনেক ভালো হবে। অনেক ইজি হবে। আর কি, কি জিনিস আপনাকে চিন্তা করতে বাধ্য করে ১ টা বন্ধু আপনাকে বাছাই করার ক্ষেত্রে?
হ্যাঁ সেটাও ঠিক। betray করবে, হ্যাঁ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারপরে অবশ্য আমি কখনো মিশনি। হ্যাঁ। সেটা তো অবশ্যই। আ এ দেখেন, ওর পর থেকে আসলে আমি শিক্ষা গ্রহণ করেছি। আ আমি আসলে চেষ্টা করি যে, ১ টা মানুষ বা যার সাথেই মিশি, বন্ধু হোক বা যে কেউ হোক তো সেক্ষেত্রে সবার আগে চেষ্টা করি, তার চরিত্রটা আ বিবেচনা করার। যখন দেখি আসলে, না তার চরিত্র ভালো। তো সেক্ষেত্রে আসলে মেশার আগ্রহটা থাকে বা বলা যেতে পারে তার সাথে কিন্তু একটা ভালো বন্ধুত্বও হয় বা বলা যেতে পারে তার সাথে কিন্তু ওঠা-বসাও চলে। কিন্তু যখন দেখি যে, না তার চরিত্রগত বৈশিষ্ট্য আমার মন মতো হচ্ছে না বা ব্যাপারটা বলা যেতে পারে সে যে বিশ্বাসঘাতকতার বিষয়টা আগে পরে করেছে, একে অপরের সাথে তখন কিন্তু আমি আর তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। কারণ দিন শেষে কিন্তু সে সে যে আমাকে ঠকাবে না তার কিন্তু কোনই নিশ্চয়তা নেই। তো সেখান থেকে আমি আসলে শিক্ষা গ্রহণ করে অ্যা তারপর থেকে আমি এইগুলো আসলে খুব মেইনটেইন করে চলি আর কি।
জি। হুম। জি। হ্যাঁ। অবশ্যই। নিশ্চয়তা নেই এবং ক্ষতিও কি যে করবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। আসলে, আচ্ছা ঠিক আছে। আ তো আপনার এই যে আ বন্ধুর সঙ্গে আপনার হয় কি ১ টা অনলাইনে কিন্তু ১ টা কমিউনিটি অনেক সময় গড়ে ওঠে। আ বা অনলাইন একটা এক্টিভিটি দেখা যায়। তো এক্ষেত্রে আপনাদের বন্ধুদের সার্কেল এর মধ্যে এই অ অনলাইন এক্টিভিটিটা কি রকম হয়ে থাকে আসলে?
হ্যাঁ সেটা তো অবশ্যই।